জি, একদম ঠিক বলেছেন আপনি। হ্যাঁ আসলে এ দ দোকানদাররা এমনভাবে, এমনভাবে আমাদেরকে প্রতারিত করতে চায় যে আমরা যেন উনাদের দোকানে আর না আসি বা আমরা নতুন কাস্টমার আমরা কিছুই বুঝি না। এরকম একটা অবস্থা।
হ্যাঁ। জি, জি, জি। ঠিকই বলেছেন। আচ্ছা। তো আমার কাছে আরেকটা প্রশ্ন আছে আপনার জন্য। সেটা হচ্ছে, আ এইযে দেখেন দরদামের সময় মানে সত্যতা বজ বা সততা বজায় রেখে ভালো দামের চুক্তি করা সম্ভব কি না? এটা আপনার মতামত কি? একজন দোকানদার হিসেবে আপনি কি বলবেন?
আসলে এ এহ জি হ্যাঁ, এটা সম্ভব। কারণ আ দেখা যাচ্ছে দরদামের সময় যদি সততা বজায় রাখে তাহলে কিন্তু ভালো হয়। দেখা যাচ্ছে আপনি আ কাস্টমার কখনোই হারাবেন না। <smacks lips> আপনি হচ্ছে অ্যা অ্যা দেখা যাচ্ছে যে আপনি এমন একটা দাম চাইলেন যে অ্যা আপনার হচ্ছে বেশি দামে বাইরে দেখা যাচ্ছে কম দাম আপনি বেশি দাম রাখলেন। অ্যা এর ফলে কিন্তু দেখা যাচ্ছে কাস্টমারটা কিন্তু হারাই গেল। আপনার দোকানে কিন্তু আসলো না আর। এর ক্ষেত্রে কিন্তু আপনি দেখা যাচ্ছে যদি কম দাম রাখতে পারেন আ তাহলে কিন্তু ওই কাস্টমারটা আবার আসবে আপনার দোকানে। আবার হচ্ছে অন্য অন্য আরো কাস্টমারও নিয়ে আসবে। তার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি এসব কিন্তু নিয়েই আসবে আপনার দোকানে আবার সে যে না ঐখানে কম দাম পাওয়া গেছে। ভালো উনি প্রোডাক্টটা ভালো দিছে আমার কাছে। এ আমাকে এখনো ঠকায় নাই। সততা আছে তার, সাত সততা আছে তার মধ্যে। এসব যদি দেখা যাচ্ছে আমরা এসব যদি একটা দোকানদার রাখে তাহলে কিন্তু আসলে অ্যা কোনো ব্যাপার না। কিন্তু দেখা যাচ্ছে একটু লাভ কম হইল কিন্তু আ কাস্টমার কিন্তু থাকেই গেল তার। সে ওই একটা কাস্টমার দিয়ে আরো কাস্টমার পাবে।
হুম, হুম। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। জি। জি, জি। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ। হুম, হুম, হুম, হুম। ঠিকই বলেছেন।

জি, জি, একদম ঠিক বলেছেন। যে অনলাইন রিভিউ আরকি যেটা বললেন, আপনি। আসলে রিভিউটা কিন্তু একটা অনলাইন এর জন্য বেস্ট। আ যে প্রোডাক্টটা কেমন? আ আপনি কিন্তু জানতেছেন না। যে প্রোডাক্টটা র আসলে কেমন। আর অন্য কেউ কিনে ওখানে আসে বলতেছে। না, প্রোডাক্টটা ভালো, রেটিং ভালো আছে। এ আমরা কিন্তু আসলে এসব দেখেই কিন্তু এখন প্র অনলাইন প্রোডাক্ট কিনি আরকি। জি, হ্যাঁ।
জি, জি, জি। হু, হু, হু, জি। জি। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে দেখেন আ ডিজিটাল বাজারে কিন্তু দরদামের পদ্ধতিটা একটু আলাদা। রিভিউ এবং রেটিং এর উপর কিন্তু একটা বিষয় মেইনটেইন করা হয়। যে মানুষ কেমন কিনছে, প্রোডাক্ট এর কোয়ালিটি কেমন, দাম কেমন মানুষ কিন্তু এই ধরনের লেখালেখি করছে এবং সবচেয়ে বড় সমস্যা কিন্তু আজকাল স্কাম ও ভুয়া রিভিউ। এটা কিন্তু হচ্ছে। আহ, আমি তো একদিন হ্যাঁ, আমি তো একদিন একটা অর্ডার করলাম। যে আমি একটা হাফ প্যান্ট কিনব। আ কিন্তু আমি পেলাম একটা বড়সড় ইট এবং সেই থেকে আমার মনটাই ভেঙে গেল। <chuckles>
জি, জি। জি, জি, আপনি একদম ঠিক বলেছেন। হ্যাঁ। জি <chuckles> জি, জি, জি, জি, একদ এখন ভুয়া রিভিউ তো যে কেউ দিতেই পারে। অ্যা এগুলো হচ্ছে মানুষকে আকর্ষণ করার জন্য। যে না আমাদের প্রোডাক্টটা অনেক ভালো। মানে এস এইসব হচ্ছে গো হচ্ছে আপনার এই সততা, বলল সততা নাই তাদের মধ্যে।
হুম, হুম। ঠিকই বলেছেন। আমি একদিন ভাই আ আপনাকে একটা গল্প বলি। আমি একদিন অ্যা এ একটা সাইকেল কিনতে অনলাইন এড দেখলাম। ৳৩,০০০ চার্জার সাইকেল। তো আমি অর্ডার করছিলামই। তো উনারা আমাকে বলল যে, আগে আমাকে ৳২,০০০ অ্যাডভান্স করতে হবে। তাইলে আপনার কাছে যখন প্রোডাক্ট যাবে তখন আপনি পাবেন। পরে আমি নাম্বারটা Truecaller এ চেক করে দেখি। এটা একটা প্রতারক লেখায় সেভ করা। ভাই কি বাঁচা যে বাচছি আমি? <chuckles>
জি। জি, জি। কি? জি। <chuckles> জি, অ্যা জি, আসলে প্রতারকের জ্বালায় কিন্তু এখন হ অনলাইনে ভরে গেছে। এখন যেখানে সেখানে প্রতারক ভর্তি আসলে। এই অনলাইনে অনলাইন হয়েই কিন্তু আজকাল হচ্ছে
হ্যাঁ।
বেশি প্রতারক।